উম আমি নানা কাজে ব্যস্ত রাখি। আসলে আ অনেক কাজ থাকে ঘরের এরপরে ধরুন আমি কিছু আমার শখের কাজ করি, একটু ছবি আঁকি। একটু বাগান পরিচর্যা করি, একটু মন মত রান্না করি। তো এই কাজগুলো করলে আমি দেখি যে আমার ডিপ্রেশন বা স্ট্রেস লেভেলটা অনেক কমে যায়। কারণ রেগুলার যখন আ ফোনটা ব্যবহার করা হয় দেখবেন স্ট্রেস লেভেল অনেকটুকু বেড়ে যায়। বিশেষ করে স্মার্টফোনে সোশ্যাল মিডিয়া যখন ব্যবহার করা হয় নানা ধরনের খবর, নানা ধরনের ছবি, কমেন্টস এগুলা না ভীষণ রকম আমাকে স্ট্রেস দিত একটা সময়। তো আমি দেখতাম যে আ অনেক সময় হয় না যে রাতের বেলা ঘুমত ঘুমুতে যাওয়ার আগে যখন আমি আসলে মোবাইলটাকে আ স্ক্রল করতাম। সোশ্যাল মিডিয়া তে। তখন আমি দেখতাম আ নানা রকমের আজেবাজে খবর। হয়তোবা কোথাও মারামারি, কাটাকাটি, হ্যাঁ? খুনাখুনি। এ ধরনের খবর যখন দেখে আমি ঘুমুতে যেতাম। আমি খেয়াল করতাম যে আমার ভীষণ রকমের স্ট্রেস হচ্ছে, আমার ঘুম হচ্ছে না, আমার প্যানিক অ্যাটাক মত হচ্ছে। মানে সারাক্ষণ এগুলা নিয়ে চিন্তা করতে, করতে এক ধরনের ট্রমার ট্রমাটাইজ এর মধ্যে হ্যাঁ চলে যাচ্ছি। তো পরবর্তীতে আমি যেটা বুঝলাম যে, "না এটা থেকে আমাকে বের হতে হবে" তো আমি যেটা করেছি যে আমি এ্যা রাতে তো দেখা বন্ধ করেছি এবং অন্যান্য সময়েও যতটুকু সম্ভব সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার চেষ্টা করেছি এবং এই ধরনের খ খবরগুলো থেকে মেইনলি আমি আনফলো করে রাখি বলতে পারেন। যেসব আ মিডিয়া থেকে আসলে এ ধরনের খবরগুলো আসে। তো ওটা করার ফলে আমি দেখেছি
কমে যায়। তা ঠিক। স্ক্রল করতেন, হ্যাঁ। ঘুমোতে যেতেন। হ্যাঁ। খারাপ লাগতো ঠিক। দূর। এ আনফলো করে রাখেন। এটা ভালো বলেছেন আপনি। জি, এটা ভালো করেছেন আপনি। মানে মূলত আপনি বলতে চাচ্ছেন যে, আপনি আ এই যে সোশ্যাল মিডিয়া অতিরিক্ত ব্যবহার কারণে কিন্তু আপনার নানা ধরনের কিন্তু মানসিক চাপ এসে পড়েছে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এটাকে কিন্তু একটা সীমার ভিতরে আনার চেষ্টা করেছেন। তো সেক্ষেত্রে আপনি মনে করেন যে, আ এই যে ফোন থেকে বিরতি নেওয়ার সময় অবশ্যই কিন্তু এটা আ মাথায় রাখতে হবে। তার সাথে যদি আপনি বলতেন আ যে, এই যে বোরিং লাগলে ফোন ধরার যে অভ্যাসটা এটা কিভাবে সামলানো যেতে পারে?
<chuckles>